আচ্ছা এব যখন বললাম আমি ডিম ভাজি বানানোর কথা যেমন বললাম। তো ডিম ভাজিতেও যদি এরকম হয় যে আমি কিন্তু একটু যে ঝালটা বেশিই খাই। তো সেটাকে মাঝে, মাঝে আমি একটু রোল করে ফেলি। যেমন হচ্ছে ডিম ভাজির সাথে আমি আরেকটু ভেজিটেবল এড করে ফেলি, একটু বেশি করে মরিচ। এস এটা হচ্ছে পরোটার মধ্যে রোল করে আমি খেয়ে ফেলি।
জি, জি। হু, হুম। আচ্ছা। জি, জি। আচ্ছা বুঝতে পেরেছি।
দেখা যায় যে একটু ঝাল যা একটু sauce দিয়ে খাই, তাতে খুব মজাদার একটা সুস্বাদু একটা খাবার আমার কাছে লাগে এটা।
বাহ! বেশ সুন্দর। খুব কম সময়ে হয়ে যায়। আবার সুস্বাদুও উ শুনে মনে হচ্ছে।
উম জি।
আচ্ছা আ এমন কোন মানে যখন ধরুন যে, এইযে আপনার হাতে যখন সময়টা কম থাকে, তখন কি এমন কোন রেসিপি আছে বা যেগুলা ধরুন যে সাধারণত সোশ্যাল মিডিয়া বা অনেক ধরনের কুকিং যে show গুলা আছে এগুলাতে যে শেয়ার করে খুব ঝটপটে ১০ মিনিটের রেসিপি, ২০ মিনিটের রেসিপি আপনি কি কখনো এগুলোর উপর নির্ভর করেছেন?
হু, হুম।

হ্যাঁ দেখা যায় যে, অ্যাম নরমালি বাবুরা অনেক কিছুই স খেতে চায় না। আবার অসুস্থতা হলে তো বড়দেরই অনেক কিছু খেতে ইচ্ছা করে না। দেখা যায় যে ভাত, আচ্ছা ঠিক আছে, ভাতটাই খেতে ইচ্ছা করছে না। তো সেক্ষেত্রে আমি কি কি করি চেষ্টা করি যে ভাতটাকেই একটু ডিফরেন্ট ভাবে কিছু বানানোর চেষ্টা করি। যে ঠিক আছে ভাত না রান্না করে আজকে আমি একটু ফ্রাইড রাইস করে দেই। তাহলে দেখা যাবে যে, খাবারটা তারা আ এ যেটা পছন্দ করছিল না, যে যে যেটা তাদের স্বাদ লাগছিল না, সেটা একটু স্বাদের হয়ে যাবে তাদের কাছে। তো এই ট্রিক্স গুলো ইউজ করি, যেন তাদের খাবারের রুচিটা আবার ফিরে আসে, তাদের তারা যেন না খেয়ে থাকে। বিভিন্ন আইটেম দিয়ে চেষ্টা করা হয়। যেন তারা খেতে পারে একটু হলেও।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আচ্ছা? জ্বী, জ্বী। হু, হু। বুঝতে পেরেছি। বাহ! আপনার আসলে পদ্ধতিগুলো না খুব ভালো। আর খুব সুস্বাদু মনে হচ্ছে শুনে।
উম-হু।

বেশি সময় লাগে না ১৫ মিনিট।
বুঝতে পেরেছি। আচ্ছা একটু যদি জানতে চাই যে, উম অ্যাঁ নুডলসের কথা যেটা বললেন, আপনি কি সাধারণত হোমমেড বা হোমমেড নুডলস কখনো কি র ট্রাই করেন? নাকি হ্যান্ডমেড যেগুলো কিনতে পাওয়া যায় বা ধরুন যে কিছু তো ইনস্ট্যান্ট নুডলস আছে, কিছু রামেন আছে। কোন জাতীয় নুডলসটা আপনার বেশি ভালো লাগে?
হুম, হুম। না। য হোমমেড বানানো সেভাবে হয়নি। তবে যেটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। তবে ইনস্ট্যান্ট নুডলস যেটা শুধুমাত্র গরম পানি দিয়ে খাওয়া হয়, সেটা খুব একটা খাওয়া হয় না। আমার কাছে সেটা খুব একটা মজাদার লাগে না। তবে অ্যাঁ জাস্ট এ্যা রেডিমেড প্যাকেট গুলো নিয়ে এসে সেটাকে বাড়িতে প্রসেস করে ওটা খেতেই ভালো লাগে।
হুম, হু। বুঝতে পেরেছি। মানে রেডিমেড বলতে কি যে ইনস্টান্ট নুডলস যেগুলা পাওয়া যায়, এগুলোর কথা বলছেন?
হু। জ্বী, জ্বী।
আচ্ছা। না আসলেই অনেকেই আছেন যারা এই ইনস্টান্ট নুডলসটা চটজলদির জন্য খুবই পছন্দ করেন। এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায় অল্প সময়ের মাঝে আবার সুস্বাদুও হয়।
হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি একদমই। এগুলো খুবই সুস্বাদু হয় আর মজাদার হয়। সবাই খেতে পছন্দও করে। এটা ছোট থেকে শুরু করে বড়রা সবাই এটা আসলে খেতে পছন্দ করে নুডলস টা।
জী, জী। হুম, হুম। আচ্ছা একটু যদি বলতেন যে আসলে আপনি কিচেনে সবসময় মানে আ মানে কোন খাবারগুলা রাখেন বা কোন মসলা বা জিনিসগুলো আপনার কিচেনে সবসময় থাকে যেগুলার দি মানে যেগুলো ইউস করে আপনি খুব সহজে কোন একটা সুস্বাদু খাবার বানিয়ে ফেলেন খুব অল্প সময়ের জ মাঝে?

বুঝতে পেরেছি। বাহ! ইন্টারেস্টিং তো এই ব্যাপারটা আসলে আমার জানা ছিল না। ভাল লাগলো। <chuckles> আচ্ছা আরেকটু বলবেন যে, যখন সময় একটু কম থাকে হাতে বা আপনার ধরুন যে আপনি বের হচ্ছেন বা হঠাৎ করে গেস্ট চলে এসেছে এবং আপনাকে খুব দ্রুত রান্না করতে হচ্ছে। এমন সময়গুলাতে কি আপনি কখনো এইযে খুব দ্রুত রান্নার যে জিনিসগুলো আছে, যেমন ধরুন প্রেশার কুকার বা ইনস্ট্যান্ট যে পটগুলা আছে বা এয়ার ফ্রায়ার এগুলা কি কখন আপনি ইউজ করেন?
<chuckles> হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হ্যাঁ আমি বেশিরভাগ সময়টা কি প্রেশার কুকার ইউজ করি। আমার কাছে মনে হয় কি প্রেশার কুকার হচ্ছে যে যত দ্রুত রান্না করার দরকার কারো, সে যদি প্রেশার কুকারটা ইউজ করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে এ সময়টা খুবই কম লাগে। আমার দেখা যায় যে আমাকে ভাজি করতে হবে কোন কিছুর ভাজি করতে হবে। তো সেটাতে তো আমার অনেকক্ষণ কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। একটু টাইম লাগবে সিদ্ধ হতেও টাইম লাগবে। তো আমি কি করি? সবার আগে একটু প্রেশার কুকারে দিয়ে ২-১ টা সিটি মেরে দেই। এরপরেই আবার কড়াইয়ে নামিয়ে ফেলি।
আচ্ছা। আচ্ছা। জ্বী। হুম। বুঝতে পেরেছি। কিন্তু কখনো কি আপনার মনে হয় না? যে মানে নরমালি যে রান্না যেটা করছেন সাধারণভাবে, এই যে প্রেশার কুকার বলুন এয়ার ফ্রায়ার বা এই যে মাইক্রোওভেন, এইগুলো কোন কিছু ব্যবহার না করে যে রান্নাটা করছেন, সেটার স্বাদ আবার প্রেশার কুকারে রান্না করা স্বাদ একটু ডিফারেন্ট হয়?
হুম।